আ কেমন আছেন আপনি? আমি আজকে যেই বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে নতুন একটি startup এর সিদ্ধান্ত নিচ্ছি। এই সিদ্ধান্তটা আমি ব্য নেওয়ার আগে অনেক ধরনের বিষয় নিয়ে চিন্তা করেছি। চিন্তা করার মাধ্যমে যেসব দিকগুলো আমার কাছে মনে হয়েছে যে, আমার এই ব্যবসাটা শুরু করার জন্য খুব ভালো হবে সেগুলো আমি আ মনে রেখেছি এবং সাথে এর থেকে যে একটি আ ভয়ও কাজ করে যে, নতুন একটি পদক্ষেপ নিচ্ছি আমার জীবনে। সেক্ষেত্রে আমি ভাবতেছি যে আম যেইভাবে আমার জীবনটা যাচ্ছে এখন সেইভাবে যদি আমি নিয়ে যাই, তো নতুন একটা কোনো কিছু শুরু করতে গেলে আমার কাছে অ্যা খুব দ্বিধা মধ্যে য দিয়ে যাচ্ছি আমি। আমার কাছে মনে হচ্ছে যে আমি হয়তো এটা পারবো কি পারবো না সেই বিষয়গুলো আমার কাছে, খুবই আ কষ্ট হচ্ছে চিন্তা করতে। এগুলো নিয়ে আমি advice seek করতে চাচ্ছি।
ওকে। উ হু। আচ্ছা। আচ্ছা, না আপনার কথা শুনেই কিন্তু মনে হচ্ছে যে, আপনি বেশ ব্যাপারটা নিয়ে আসলে, বেশ মানসিকভাবে কিন্তু আসলে একটু বিপর্যস্ত এবং বেশ আসলে দ্বিধা-দ্বন্দ্বের মধ্যে দিয়েই যাচ্ছেন। পুরো ব্যাপারটা সামাল দিয়ে হওয়াও হচ্ছে না, ব্যাপারটা খুবই দুঃখজনক। তা আসলে পুরো ব্যাপারটা যদি একটু বিস্তারিত বলতেন, তাহলে হয়তোবা দেখা যাচ্ছে কি যে ধরেন আপনি আর আমি মিলে আলাপ-আলোচনা করে, পুরো ব্যাপারটা একটু সামাল দেওয়ার মতো আসলে এমন কোনো solution পাওয়া যায় নাকি, সেটা নিয়ে আমরা একটু আগাতাম। আপনি কি kindly একটু পুরো ব্যাপারটা আমাকে অ্যা বিস্তারিত বলবেন? তাহলে হয়তোবা সুবিধা হতো আরকি আপনাকে কিছু suggestions দেওয়ার জন্য।